হ্যাঁ প্রতিনিয়ত কিন্তু গ্যাসের বিল দিচ্ছি। কিন্তু গ্যাস কিন্তু পাচ্ছি না, হ্যাঁ? অ্যা গ্যাস না পেয়ে বরঞ্চ আমার ওই যে গতকালকে আমি একটা ইলেকট্রিক বার্নার আমার কিনতে হল, ঠিক আছে? অ্যা হ্যাঁ।
জ্বি। না, না। ভাই আমার বাসায়ও LPG আছে। সে স ঠিক একই, একই গ্যাসের কাহিনীতে। আমার বাসায় গ্যাসও আছে কিন্তু LPG ও আছে। জ্বি, জ্বি।
অ্যা হ্যাঁ অ্যা একই একই একই গ্যাসের কাহিনী। হ্যাঁ? তো এই যে এখন কিন্তু আপনি আমি কিন্তু এটা নিয়ে কিন্তু হইচই শুরু করতে পারি। কিন্তু এটা নিয়ে তো হইচই করলে হবে না ভাই। আমি আমি এট লিস্ট বুঝার চেষ্টা করছি যে না বিগত সরকার এরকম করছে। আমি এট লিস্ট ওনাকে একটু সময় দিই। ইকটু একটু ফ্রি টাইম। আর এ এ ব্যা ব্যাপারটা কি ভাই দেশে তো এই বিষয় না। অনেক, অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে, ঠিক আছে? তো আসলে এ এ সবকিছু তো আর একসাথে ধরতে পারেন না। গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে প্রাধান্য দিতে, দিতে বড় জিনিসগুলো থেকে আস্তে, আস্তে ছোট জিনিসের দিকে আগাবে। এইটুকু সময় তো আসলে তাকে দেওয়া উচিত, তাই না? হ্যাঁ? অ্যা তো ভাই আমি আসলে এই ব্যাপারে আপনার সাথে সম্পূর্ণ একমত, ঠিক আছে? আপনি চমৎকার কথা বলেছেন ভাই, ঠিক আছে? আমার মনে হয় বেশিরভাগ লোক আপনার আমার এই ব্যাপারটার সাথে এগ্রি করবে। গুটি কয়েক লোক আছে ও আমার কাছে মাঝে, মাঝে মনে হয় এখানে কোনো ভিন্ন স্বার্থও আছে কিনা আমার কাছে এরকম সন্দেহ হয়ে যায় হয়ে যায়, হুম?
জ্বি। না। জ্বি। একটু সময়টা দেই। জ্বি, জ্বি। অনেক, অনেক। জ্বি, জ্বি। না। জ্বি, জ্বি। অবশ্যই জ্বি, জ্বি। জ্বি। না ভাই, সময়টা এই সময়টা জ্বি, জ্বি। অবশ্যই, অবশ্যই। জ্বি। থাকতেও পারে ভাই থাকতেও পারে। থাকাটা অস্বাভাবিক আমি মনে করি না। যাক ভাই তারপরেও আমি মনে করি যে আমি আপনি মন খুলে কথা বলতে পারছি। এই জিনিসটাও আমাদের একটা স্বাধীনতা বা এই জিনিসটাও আমাদের একটা লাভ। এইরকম কথা জ্বি, জ্বি।
হু, হু। জ্বি, জ্বি জ্বি। সেটাই ভাই। এই যে এই যে গভীরভাবে এই যে শ্বাস ফেললাম ভাই নিশ্চিন্তে, হ্যাঁ সেইটাই। কত বছর ভাই এরকমভাবে কথা বলি নাই ভাই। একটা ভুল একটা কথা বলবো অবশ্যই, অবশ্যই ভাই সেটাই। আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া যে ভাই আমরা জি অবশ্যই আপনিও ভালো থাকবেন। জ্বি ধন্যবাদ ভাই।
জ্বি। এইরকম কথা বলতে থাকতে হবে ভাই। এইরকম কথা বলতে থাকার দ্বারাই আমরা একটা সমাধান পাবো। যাক আপনি ভালো থাকবেন ভাই। জ্বি, জ্বি। জ্বি।

তবে ভাই ২ চাকার মালিকরা কিন্তু ভাই বৃষ্টির দিন বাদে অন্য দিনগুলোতে কিন্তু আমরা সৌভাগ্যবান ভাই। যদি বৃষ্টি আরো বৃষ্টি আর রোদ না থাকে ভাই। ঠিক আছে? আমরা মনে করেন যে চিপা-চাপা দিয়ে কিন্তু ভাই একদম ওই চড়ুই পাখির মতো কিন্তু ফুরুৎ, ফুরুৎ করে কিন্তু ভাই বেরোতে পারি। অনেক ভাল লাগে তখন। তো <chuckles> সেটাই।
এটা, এটা জি। অনেক ঝাঁজঝামেলা শেখা হয়। জি, জি। জি, জি। বের হয়ে যাইতে পারি, হ্যাঁ ভাই। জি, জি। না, আমি, আমি হাসছিলাম ভাই ওই জিনিসটা নিয়ে। হয়তো আ মামে মানে আমি ভেবেছিলাম আপনি হয়তো বলবেন যে আমাদের যে রাজনৈতিক সিদ্ধান্তগুলো যেভাবে আমাদের traffic নিয়ম শৃঙ্খলা চালায়, সেভাবে আমাদের 2 wheeler যারা আমরা চালাই সে তাদের তাদের ভাই ধরা ধরা পাকড়াওর জিনিসটাও বেশি হয় আমাদের সঙ্গে। দেখা যায় যেকোনো কারণেই দাঁড় করায়া দেয়, যেকোনো কারণেই দিয়ে দেয় পাঁচশো টাকা র মামলা একটা, হাজার টাকার মামলা একটা। এই এই এই ভাই এই হয়রানিটা ভাই আমি আমি এখন হইতে, হইতে ভাই আমার দিক সা হারায়ে ফেলছি ভাই।
জি, জি। হু, হুম। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। হু, হু, হু। ঠিক, ঠিক, ঠিক, ঠিক। হুম, হুম। ঠিক। ঠিক, উ ঠিক। তাও তো ভাই আমি একটু একটু একটু স্বস্তি যেটা আমি বলব। আগের চাইতে কিন্তু এই ব্যাপারটা একটু হলেও কিন্তু কমেছে। আগের চাইতে।
জি। অনেকটা কমছে, অনেকটা কমছে ভাই। কিন্তু কিন্তু কিন্তু ভাই সম্পূর্ণ চলে যায় নাই। সম্পূর্ণ চলে যায় নাই। একটু, একটু কমছে। জি।
অনেকটা কমছে। হুম। ঠিক। উহ না চলে যায়নি, চলে যায়। কিন্তু এখন, এখন কিন্তু আবা আবা আবার কিন্তু নতুন করে একটু, একটু চাড়া দিচ্ছে এখন আবার। উম একটু, একটু হুম। তো যাই হোক ভাই, এইযে, যে রাজনৈতিক সিদ্ধান্ত ভাই, এই যে এগুলা কিন্তু আসলে আমাদের দৈনন্দিন জীবনে সরাসরি কিন্তু প্রভাব ফেলে, হ্যাঁ? দেখেন, অ্যা দেখেন অ্যা হ্যাঁ জি, জি ভাই। যে যেমন ভাই ধরেন আমরা যা আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য যে জিনিস, হ্যাঁ? দেখেন যে রাজনৈতিক সঠিক সিদ্ধান্ত নিতে না পারার কারণে কিন্তু দেখেন আমাদের কিন্তু এই সমস্ত জিনিসগুলো অনেক দাম দিয়ে কিনতে হয়। হঠাৎ, হঠাৎ করে ভাই দাম বেড়ে যায়। দেখেন এই যে ডিমের দাম। কয়েকদিন আগে একটু কম ছিল। ঠিক আছে? আবার বাজারে গিয়ে ডিম ৳১৩০, ৳৩৫, ৳৪০ এরকম কেনো? ঠিক আছে? একটা জিনিসের তো একটা এটা একটা খুব সাধারণ এবং একটা প্রাথমিক মানে জিনিস যেটা দিয়ে গরিবের ভাই প্র প্রোটিনের চাহিদা চাহিদা মিটায়, হ্যাঁ? এই যে এই সাধারণ জিনিসটাতে এই যে থাবা বসানো, এইটা কেনো ভাই? এটা কেনো একটা সঠিক রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে কেনো ঠিক করতে পারে না? দেখছেন আপনি?
জি, জি। জি। অ্যা তা তো অবশ্যই। এই যে আমি আপনি বললাম একটা প্রভাবের কথা। জি, জি। জি। জি। জি। জি, জি। নিয়ন্ত্রণে রাখা জিনিস। জি, জি। জি।